আমার ক্ষেত্রে আমি হচ্ছে তেমন একটা বদার করি না। বিকজ আমার যে লুকস বা আমি আমি যেভাবে চলাফেরা করতে পছন্দ করি আমারটা হচ্ছে আমি যেকোনো গ্রুপ এ এক্সিস্ট করব। বাট আমি হচ্ছে গ্রুপের পার্ট না, আমি গ্রুপের অ্যাডজেসেন্ট আরকি, ঠিক আছে? তো দেখা যায় যে আমার আসলে ওরা কি ভাবে কি না ভাবে সেগুলা হচ্ছে এত বেশি ম্যাটার করে না। এক্সআ আই এক্সসেপ্ট ফর আমার কোর গ্রুপ ছাড়া হচ্ছে অন্য কারো জিনিসটা আমার এত বেশি ম্যাটার করে না। ওরা যাট যেটা ভাবলে ভাব, ঠিক আছে? কারণ দেখা যায় যে ওরা কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে কয়েকজন দেখা যায় যে আমার জিনিসটাই কপি করার চেষ্টা করে। এক পর্যায়ে যেয়ে আমার জিনিসটাই কপি করার চেষ্টা করে, তো জিনিসটা অনেক ট্রেন্ডি হয়ে যায় আরকি। অ্যা তারপরে দেখা যায় যে আমার তখন জিনিসটা আর ভাল লাগে না, ঠিক আছে? তো দেখা যায় এরকম অনেকবার দেখেছি তো, যে একটা মানুষ আমার যে জিনিসটা পছন্দ করে না, যে জিনিসটা হচ্ছে ওরা বারবার সবাই অনেক ভোকালি বলে যে, "আমার এই জিনিসটা পছন্দ না, আমার এই জিনিসটা করতে হবে। ও এই জিনিসটা কেনো করে? এই জিনিসটা কেনো ত ও এইভাবে কেনো কাপড় পরে?" এইটাগুলো বলে, ঠিক আছে? কয়েক মাস পর আমি ঠিকই দেখি যে ওরা হচ্ছে সেইম ভাবে ক উম চ সেইম জিনিসটাই করতেছে। কপি করে আসতেছে, ইয়া করতেছে
হু, হু। হু, হু। হুম। হুম। উ হু। উ হু। কপি করে আসছে এবং অ্যা তখন আমাকে এত কথা বলছিল, এখন তারা এ কোথা থেকে এলো? আসলে এ এন
হ্যাঁ, হ্যাঁ। তো এই হিপোক্রিজমটা আমার সহ্য হয় না। আমি এই হিপোক্রিজমটা যখন হয় তখন আমি একটু ডিসট্যান্স মেইন্টেন ক
হ্যাঁ, এ হিপোক্রিসি জিনিসটা না মা অ্যা এখন মাঝে, মাঝে মনে হয় যে আ সবাই একটা বড়, বড় হিপ হিপোক্রিট। তো আসলে আমি পড়লে আমি করলে সমস্যা, তুমি করলে সমস্যা নাই। ঐযে যা বললাম যে আমার এইযে যে ইন্ডিভিজুয়ালিটি আমি যেভাবে আরকি আমার জীবনটা চালাই, এটা না অনেকে পছন্দ করত না আমাকে রেগুলারলি জ্ঞান দিত। এখন তারা কি করে? তারা রেগুলারলি আমার কাছে আসে এসে বসে। বলে যে, "ভাই তুমি কী কর? অনলাইন এ কীভাবে কাজ করব আমাকে একটু শেখাও।" এই কিন্তু তারাই যারা আমাকে রীতিমত হেনস্থা করার চেষ্টা করতো যে, "তুই খালি ঘরে বসে থাকিস কেনো?" তো এটা, এটা যে কত বড় হিপোক্রিসি এটা তাদের বোঝাবে কে আরকি।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
ঠিকই বলছেন। ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম। নতুন, নতুন জিনিস যে মানুষের হিপোক্রিসি কত লেভেলে আসে। আ
আসলেই। <chuckles> যাই হোক আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন শুভরাত্রি।